হ্যাঁ, হ্যাঁ। রাইট। দেখা যেত মানুষদের যদি কখনো আ তাদের জাহাজ ডুবি হত তারা কোনও আইল্যান্ড এ গিয়ে। হুম।
হু, হু। এই জিনিসটাও জানেন আমার খুব করার ইচ্ছা। আমি খুব ছোটবেলায় একবার করেছিলাম আমি জানি না। মানে আমি অনেক ছোট ছিলাম। আমি কি একটা জানি ছবি এঁকে বোতলে ভরে সো কক্সবাজারে ভাসিয়ে দিয়েছিলাম।
হুম। ওহ। আচ্ছা।
এখন আমার করার ইচ্ছা আছে যে আ কোন নদীতে হোক বা যেখানে হোক খুব রেয়ার টাইপ এখন তো আরো সহজ হয়েছে। ওখানে আমি নিজের নাম্বার বা হয়তো কোন একটা কিছু দিয়ে দিবো যাতে সে আমাকে রিচ করে জানাতে পারে যে পেয়েছি। বা হয়তো আমি কিছু একটা বলব। বাট আমার যেটা ইচ্ছা কি জানেন, আমি হয়তো কোন একটা গানের লাইন লিখে আ আমি হয়তো ওখানে মেনশন করে দিব যে কেউ যদি এটা পেয়ে থাকে তাহলে কোন একটা বিশেষ ব্যাপারে
হ্যাঁ, করা যেতে পারে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা।
এই গান লাইন টার পরের ভার্স টা অ্যাড এ দিতে। আবার এই
আও মানে, মানে নিজের থেকে লেখা একটা গান।
না নিজের থেকে না হয়তো কোনো একটা ফেমাস গান হতে পারে বা হ্যাঁ নিজের থেকে লেখাও হতে পারে যে আমি একটা ভার্স বানিয়ে দিয়েছি সে আরেকটা ভার্স বানিয়ে সেটা পত্রিকায় যে বিজ্ঞাপন থাকে ওরকম একটা বিজ্ঞাপনে দিবে। এরকম একটা ইচ্ছা আছে। আমার এই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে মানুষের হাতে যোগাযোগ করে এই ব্যাপারটা আমার খুব মজা লাগে।
তাহলে? আ ওকে। আচ্ছা, আচ্ছা। হুম। আ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, করা যেতে পারে। রাইট। হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস। তা আপনি কি মানে তাকে কোন বাংলা গান দিতেন না অন্য ভাষার কোনো গান?

'ওয়াম পাখি'। হ্যাঁ, হ্যাঁ শুনছি। খুব ভাল লাগছে।
জি, জি। হ্যাঁ এইটার পর গালগুলো মাঝে, মাঝে খুব মজা লাগে। তবে এইযে বৃষ্টি বৃষ্টির দিনে আমার কিন্তু গত ৩ ৪ দিন ধরে একটা গানই মাথায় ঘুরছে। আমি জানি না আপনি শুনেছেন কিনা।
আহ। হুম, হুম। কালামের গান।
আ আ এইযে এ
বৃষ্টি ভেজা বর্ষা দিনে।
এ না, 'এই মেঘলা দিনে একলা'। এটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা গান।
ও হ্যাঁ ওটাও ভালো লাগে খু হ্যাঁ। মানে এ এ বালামের যেই গানটার কথা বললাম এটা আমি আজকে শুনতেছিলাম তো তাই খুব ভাল লাগে। বৃষ্টি ভেজা বর্ষা দিনে, খুঁজি তোমায় আনমনে।
বুঝতে পেরেছি। হ্যাঁ বালামের গানটা খুব ভাল লাগে। হুম, হুম তারপর আজকে আমি হঠাৎ করে একটু রিলস ঘাটতে গিয়ে আমার একটা গান সামনে এসেছিল। গানটাও আমার ভীষণ পছন্দ। আ গানটার নাম হচ্ছে গানটা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি কলকাতার একটা সিঙ্গার এর গানটার নাম হলো
ওকে। আচ্ছা। হু, হু, ওকে।
'পাতা ঝরা বৃষ্টি'। আমি জানি না আপনি শুনেছেন কিনা।
পাতা ঝড়াবি না, শুনিনি মনে হয়। হু।
আরেকটা আছে মাহতিম সাকিবের গানকে আপনি শুনেন?
আমি না, তাকে চিনি না আমি।
আচ্ছা মাহতিম সাকিব হচ্ছে বাঙালি একজন সিঙ্গার 'চ্যানেল আই' তারপরে এই ধরনের যে মিউজিক্যাল শো গুলো হয় সেখান থেকে সে উপরে উঠেছে। সে আগে গান কভার করত। তো এইযে গানটা এই গানটার নাম হচ্ছে, 'তুমি জানতেই পারো না'। তো এই গানটা আমার ভীষণ ভাল লাগে। আমার যখন মন চায় আ এটা আমার ঠিক খেয়াল আসছে না। এটা কোন একটা মুভির গান। সোম সম্ভবত অরিজিনালই হবে। তো যেটা হয় যে ধরেন আমার মনটা খুব ভালো। মাঝে, মাঝে মন চাচ্ছে একটু ছ্যাঁকা খাওয়া ফিল আসুক বা একটু মন খারাপ ফিল যে ধরেন জীবনে প্রেম নাই কিছু নাই। বাট মনে হচ্ছে যে একটু প্রেম, প্রেম ফিল লাগবে বা ওই যেয়ে প্রেমিকার সাথে অভিমান করব টাইপের একটা ফিল লাগবে। তো তখন আমি এই গানটা শুনি। গানটা হচ্ছে 'তুমি জানতেই পারো না'। তো আজকে রিলস এ হঠাৎ করে সামনে আসলো তখন শুনছিলাম ভালোই লাগছে। আর এই গানেও চিঠি-সিটি এ চিঠির ব্যাপার আছে কিছু। তো চিঠি জিনিসটা আমার খুব ভাল লাগে।
ওকে। হুম, হুম। ওকে। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। এটা কি অরিজিনাল গান না কভার করা? হুম, হুম। হুম, হুম। রাইস <chuckles> আ আমার চেয়ে দুঃখী আর কে আছে? আ <chuckles> রাইস হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ও অ ওকে। হ্যাঁ। হ্যাঁ আমি চিঠি লেখার কালচারটা খুব মিস করি। যখন আমি আ ছোট ছিলাম, আমি আর আমার আম্মু দেশে থাকতাম। আমার আব্বু বিদেশে থাকত। তো আমার আব্বুকে আমার আম্মু আর আমি চিঠি লিখতাম এবং এ সেই চিঠিগুলা এখনো আছে।
হুম, হুম। জি, জি। আপনি কিন্তু এখনো চাইলে চিঠি লিখতে পারেন, আমি কিন্তু এখনো চিঠি লিখি।
হ্যাঁ, লেখা যায়। কিন্তু সেটা রিসিভ করবে কিভাবে সেই সিস্টেমটা আর আগের মত করা নাই।
না আমি যেটা করি কি জানেন? আমার যখন মন ভালো থাকে আমার যখন মন খারাপ <smacks lips> থাকে আমি সবসময়ই একটা করে চিঠি লিখি প্রতিদিন। এবং সেটা বেনামী চিঠি। না নিজেকেও না কাউকে না বেনামী চিঠি। তো আমার খুব ইচ্ছা আছে
আচ্ছা। উ হুম। কাকে লাগে নিজেকে? এ মা এ সেটা মানে কাকে উদ্দেশ্য করে লেখা হয় এই জিনিসটা?
কাউকে উদ্দেশ্য করে না।
আ আচ্ছা এটা কি মানে জার্নালিং এর মত ডায়েরি লেখানোর মত।